না, না ভাই সবসময় যে, নিজের দোষ এটা বলাও ভুল। এটাও মানসিক দিক দিয়ে দেখতে গেলে এটা খারাপ। কারণ সবসময় দে তখন দেখবেন যে, নিজের ভুলগুলি খুঁজে বের করছেন। সেটা গ ভুল ভাই, সেটা সম্পূর্ণ ভুল। মানুষ যে, অন্য মানুষ যে, কখনো ভুল করতে পারে না এই ধারণাটা সম্পূর্ণ একটা মানে কি বলব আকাশ কুসুম কল্পনা। কারণ মানুষ মাত্রই ভুল ভাই মানুষ ভুল করতেই পারে জি।
উম জি। হ্যাঁ। অ্যা তবে, তবে তার সাথে তার সাথে গতকালকে আর কি মোটামুটি আমি একেবারে 100% honesty দেখায়ে যখন বলছি যে, আ কি আ কল দেয়ার জন্য excuse দরকার ছিল এইজন্য আমি তাদের কথা বলছি। তারপর সে বলে চেল্লাইছি নাকি আমি, আমি।
জি। জি। এটা, এটা, এটা ভাই হয় এটা যখন ওই আমরা ছেলে মানুষরা নরমালি কথাও বলি, তারা যখন সে কথা গুলো শুনতে চায় না, সে কথা গুলো পরে চিল্লাচিল্লিই হয়ে যায়। আসলে মূলত চিল্লাচিল্লি ছিল না। আমি, আমি যে, আপনার সাথে কথা বলছি ভাই, আমার এই টোন কি চিল্লাচিল্লির? বা কোন রাগারাগির?
আ হা উম হা এটাও তো কথা ভাই, সেটাই তো ব্যাপার আরকি।
এই, এই টোনেও যদি ওই মানে রাগ অবস্থায় যদি আমি তার সাথে গিয়ে কথা বলি আমাকে বলবে যে, গলার আওয়াজ নিচে করে কথা বললো এত উ উঁচা কেন? এ এইটা আমি ভাই এ, এ এটাই জীবন ভাই এটাই লাইফ এটাই জীবন, এটাই জীবন এটাই, এটাই।
হু, হুম। আ এটাই জীবন, এটাই জীবন, এটাই আরকি ভাই কি আর করার বলেন। এখন যেহেতু চিল্লায় যেহেতু ফেলেছি সেহেতু আবার নরম হয়ে মানে যতটা কন্ট্রোল শট ডাউন করা সম্ভব করে আরকি আ কথাবার্তা বলার পরে যখন আবারো তাকে সদরে আহ্বান জানালাম ভালোবাসার তো সে বলে না তো ঠিক আছে তা তারপরে যখন আবার ট্যুরের, ট্যুরে ইনভাইট করলাম সেটাও না। হুট করে তার mood এর কি হল জানি না। mood swing করে বলে যে, আর কথা বলবো না এই পর্যন্তই। তো ঠিক আছে।
কিচ্ছু করার নাই ভাই। হ্যাঁ। জি। জি, জি। জি। ওই তো রাগটা একটু বেশি পরিমাণে হয়ে গেছে রাগটা ভাঙাতে আরকি একটু পকেটটা থেকে অনেকটা টাকা খসাইতে হবে আপনার এটা বুঝতে পারতেছি।
আ ভাই কষ্ট তো এই জায়গাটাতেই লাগছে।
এতে অ্যা আরে এটা নিয়ে কষ্ট কইরেন না ভাই। এটা, এটা ভালোবাসলে ভাই টাকা গেলে কষ্ট লাগে না ভালোবাসা থাকলে টাকা যাক সেটা ব্যাপার না।
মানে আমি, আমি তো আমি তো ভাই, আমি ওই গিফটটা ক্যানসেল করে আজকে আমার আবার নতুন করে অর্ডার করা লাগছে।
মানে যেটা ছিল উম, উম আগে যে, গিফট?
অ্যা হ্যাঁ, হ্যাঁ, সেটা তো আসলে ওইযে সেলার, সেলার ভাইকে ক্ষমা করে দেওয়াতে আরকি, এই যে, কাহিনীটা বললাম আরকি। এখন কি আর করার বলেন? এখন এটাতেই বোঝা যাবে।
জি, জি। না ভাই মনটাকে, মনটাকে শক্ত করেন। আর আমি বলবো যদি অন্যান্য প্যাসেঞ্জারের প্রতি আসক্তি বেশি থাকে তাহলে এই প্যাসেঞ্জার কে ছেড়ে দেন সম্পূর্ণভাবে। দিয়ে অন্যান্য প্যাসেঞ্জার এর পিছনে সম্পূর্ণ সময়টা দেন। আর যদি বিন্দুমাত্র ভালোবাসা থাকে তাহলে কষ্ট করেন। ক্ষমা চান। ক্ষমা করবেই অবশ্যই।
ভাই। এই যে, দা এক ভাই, ভালোবাসা জানালা দিয়া পালাইতেছে তো।
আরে না পালাবেন না জানালা বন্ধ কইরা রাখেন এমনি গরম পড়ছে এত রোদ্দ দিয়ে কি করবেন মিয়া। যাক ভাই, অনেক, অনেক, অনেক মি মিষ্টি, মি মিষ্টি মধুর কথা হইলো আপনার সাথে ভাই খুবই ভালো লাগলো। ভবিষ্যতে আরো যাতে এরকম আড্ডা দেওয়ার সুযোগ হয় ভাই সেই আশায় আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। জি, জি, তা তো অবশ্যই জি, জি, ভাই ভালো থাকবেন ধন্যবাদ।
<chuckles> ভাই, ভাই? আচ্ছা জি। একদম, ভাই। হ্যাঁ, entertainment তো লাগবে তাই না ভাই যাই হোক, ভালো থাকবেন। ধন্যবাদ।

জি। আমি বলবো ভাই মানে যখনই এরকম পর্যায়ে রাগ চলে যায়। যে, ক্ষমা করা শক্ত হয়ে যাচ্ছে বা মনে করতিজিদে মো মানে মনে করতেছি যে, ক্ষমাটা হয়তো কখনো কখনোই করে উঠতে পারবো না। তখন আমি বলবো ভাই আমি সকলকেই এটা বলি যে, যদি এরকম পর্যায়ে কখনো যাও তাহলে সবসময় একা হয়ে যাও। একা হয়ে নীরবে বসে থাকো। কারণ ভাই আমি দেখছি ভাই। কারণ সবচাইতে কঠিন, কঠিন প্রশ্নগুলোর উত্তরও কিন্তু আপনার নিজের কাছে আছে। যদি একটু সময় দেন, নিজের সাথে একটু বসেন তাহলে কিন্তু উত্তরগুলো পেয়ে যাবেন। খুব সহজেই।
কান্না। হ্যাঁ। হ্যাঁ। <chuckles> হ্যাঁ। জি। একদম। তাহলে ওইটাই ভাই। তাকে আর কি আর আর বেশি না জ্বালিয়ে ক্ষমা করাই দেই সম্পূর্ণটা। কি বলেন ভাই? এটাই হলো কাহিনী।
হ্যাঁ, ভাই, এত এত মানে আপনার মনটা কি চায় ভাই মূলত সেটা জিজ্ঞেস করেন নিজেকে। আমি বলবো ভাই, জি।
আ আমার মন কিছু চায় না। ওই <clicks tongue> যে, যেটা বললেন আরকি বাস, বাস বাস চালাইতে চায় আরকি ভাই। তো <chuckles> আহা! আপনি মজা করছেন তবে আমি তো সিরিয়াস ই ব্যাপারটা নিয়ে।
জি। আরে সে সেটা তো সেটা তো আমি মজা করে বললাম ভাই। সেটা সিরিয়াসলি কেন নেন? আমি আপনাকে যদি সিরিয়াসলি জি, জি। না ভাই আমি আমি সিরিয়াসলি আমি আপনাকে বলব যে, আসলে যদি ভালোবাসা থেকে থাকে অন্তরে, তাহলে ক্ষমা জিনিসটা করতে সহজ হবে। যদি ভালোবাসা অন্তরে না থাকে তাহলে ক্ষমা করতে পারবেন না।
আহা। হ্যাঁ, আমি তো ভাই ভাই, আমি তো আসলে ক্ষমা করে দিয়েছি। তাই বলে ক্ষমা করে দিয়েছি তার মানে তো এই না যে, আপনার ওটাকে কি বলে যে, অন্য অন্য, কাউকে আর আ কি বলে প্যাসেঞ্জার করতে পারব না। এটাই হলো ব্যাপার আরকি।
জি। জি, জি। না, না। না সেই সেরকম মন হলে ভাই ক্ষমার দৃষ্টি তাকানোরও প্রয়োজন নাই। যদি অন্যান্য প্যাসেঞ্জার নিয়েই ঘুরতে পছন্দ করেন। তাহলে ভাই প্যাসেঞ্জার একটা কেন? আপনি পুরো বাস ভর্তি প্যাসেঞ্জার নেন টুরে চলে যান। সেটাই ভালো।
তাই আমি, আমি আমি খুবই দ সদয় একজন মানুষ আর সৎ একজন মানুষ। আ <tsk> যে, আরকি ক্ষমা চায় বা চেয়ে ফেলেছে বা কোন ভুল করে ফেলেছে তাকে আমি আ খুব সততার সাথে ক্ষমা করে দেই। এটাই আরকি আমার ব্যাপার।
জি, জি। জি। জি। চমৎকার। এটা, এটা এটা এটাই মানুষের নিয়তি আরকি। খুবই সুন্দর। জি।
<chuckles> হ্যাঁ, ভাই এটাই তো হওয়া উচিত।
আসলে ভাই ইয়ে মানে ব্যাথাটার দিকটাও চিন্তা করলে ভাই, ব্যাথা কার টা কিরকম সেরকম ভাবে আসলে ক্ষমা জিনিসটা আসে। কারণ আমি ঐ যে, বললাম যে, আমার ঐ দোকানে কাজ করে ছোটু ভুল ত্রুটি করে। সেখানে আমার কিন্তু ভাই রাগ হয় না। সেখানে আমার disappointment আসে। আমার, আমার হতাশা আসে যে, কেন এই ছেলেটা এই কাজটা করতে পারছে না। কিন্তু জি, জি।
আ হ্যাঁ, <hiccups> হ্যাঁ। তখন আমার আপনার নিজের কাছে ব্যর্থতা মনে হয় আরকি।
সেটাই সেটাই যে, আমি হয়তো তাকে ঠিকভাবে বুঝাতে পারিনি বা বলতে পারিনি। কিন্তু প্রেমের ক্ষেত্রে যেটা ভাই মানে যেই রাগ ক্ষমার যে, কথাগুলো বলছেন আপনি সে
হুম। হুম, জি। <blows air> তা হাই রাগ না এখানে সম্পূর্ণটা হতাশায় আসে যে, আমিই বুঝাইতে পারি নাই তাকে ব্যাপারটা।
জি।

আচ্ছা।
আসলে এই প্রিয়জনের দিকটা অন্যরকম। আপনি যে, প্রিয়জনের কথা বলছেন সেই প্রিয়জনের দিক তো ভাই আরো অন্য রকম। দেখা যায় ঐসব ক্ষেত্রে ক্ষমা করার থেকে ক্ষমা চাওয়াটা বেশি ভালো। কারণ দেখা যায় তাদের হাতে ঐ ক্ষমতাটা সবসময় থাকলেই তারা খুশি থাকে। সেহেতু আমি তাদের হাতেই সেই ক্ষমতাটা দিয়ে দেই। কখনো নেই না তাদের কাছ থেকে।
আহ! <clears throat> <laughs> আ আচ্ছা। তবে, তবে গতকালকে তো একদম পুরোপুরি চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে ভাই। কি বললেন আপনি? হ্যাঁ।
কি বলেন বই বন্ধ করে দিছেন?
আ তা ২ জনে মিলেই আরকি এই যে প্রিয়তমাকে আবারও যখন আরকি তাকে স্মরণ করিয়ে দেই যে, না আমি তোমাকে খুবই ভালোবাসি। ডান, সি সেইড নো। ওকে ফাইন, নো। আমি
জি। এগুলোতে ভাই এগুলো তো ভাই মাথায় নিয়েন না। কারণ যেহেতু সে একবার মনোভাব দেখিয়ে দিয়েছে যে, না, সে আর আগের মত ফিরে যাবে না। তখন ভাই মনটাকে শক্ত করুন। আর নতুন বাসের খোঁজে বেরিয়ে পড়ুন। নতুন ট্রেনের খোঁজে বেরিয়ে পড়ুন।
হ্যাঁ। হ্যাঁ। একদম ব্যাপারে তো ভাই, ভাই আমি তো আসলে ট্রেন চালাইতে পারি। বাস, বাস চালাইতে পারি না ভাই। বাসে অনেক মানুষ থাকে। ভাই, ভাই না ভাই, না ভাই সমস্যা আছে কেন? দেখেন এখানে বাস হলো পাবলিক তো পাবলিক প্লেস তো এখানে মনে করেন যে, আ অনেক বেশি থাকে আরকি। আর ট্রেন হইলে মনে করেন যে, আপনার পিছনে আস্তে, আস্তে আ কয়েকটা বগি থাকে। ভালোই লাগে ভাই। তো
আরে সব চালাইতে পারবেন মিয়া। আস্তে, আস্তে যখন নামবেন তখন সব হাতে চলে আসবে। কি রকম? জি, জি। জি। জি, জি। না ভাই আমার, আমার ভয়টা ভাই ট্রেনে বেশি। কারণ ওই ২ ৪ টা বগি যেগুলো পিছনে থাকে দেখা যায়, আমি আ মানে আমি নতুন বগি এসে তার সাথে জয়েন দিতে গেলে আমিও আসলে মানে ছিটকে পড়ে যাই। তখন আর সুযোগটা পেয়ে ওঠে না। কারণ ওই, ওই ৩ ৪ টা বগি কিন্তু ভাই অনেক দিন যাবৎ পিছনে আছে। আমি আপনি আজকে আসছি। ওই তাদের, তাদের সিনিয়রিটি জুনিয়রিটির দিক দিয়ে আসলে দেখা যায় যে, তখন ছিটকে পড়ে যাই। কিন্তু না ভাই, এই স মানে মনে কষ্টটা না রেখে আপনি যেহেতু আমার ভাই, আমিও আপনার ভাই আমি আপনাকে একটা উপদেশ দিব। যে, মনে, মনে কষ্টটা না রেখে ভাই আরেকটা বাস বা গাড়ির পেছনের ছোটা শুরু করে দেন। ট্রেন হোক, বাস হোক, লঞ্চ হোক যেটাই পান। মানে রিবাউন্ড টা প্রয়োজন ভাই। রিবাউন্ড টা না থাকলে পুরনো স্মৃতিতে আটকে থাকবেন। জি, জি।
হ্যাঁ, আহা। <chuckles> ও! আচ্ছা। আচ্ছা। <laughs> আচ্ছা। হ্যাঁ, অবশ্যই। আ, আ আ ভাই, ব্যাপারটা, ভাই ভাই, আমি তো আমি তো হেলিকপ্টার খুজছিলাম। আমি তো হেলিকপ্টার খুঁজছিলাম। আমার একটা গিফট লাগবে। একটু এক্সপেনসিভ। তো এজন্য আরকি পাচ্ছি না। এমন কাউকে পাচ্ছি না। আমার একটু এই যে, বাস হলেও হবে। একটু মনে করুন যে, ভিআইপি বাস হলে হবে আরকি। এটা সমস্যা না।
জি, জি, জি। না, না বাসের কথাটা আমি কেন বললাম? বাসের বাসটা তো আর আপনি আজীবন থাকবেন না। বাসে শুধু গন্তব্য পর্যন্ত যাবেন গিয়ে নেমে যাবেন। একটা রিবাউন্ড হয়ে যাবে তখন আর মানে অতীত আপনাকে কষ্ট দিবে না, ব্যথা দিবে না। তখন অতীতটা সুন্দর হয়ে যাবে।
সেটাই ভাই, সেটাই ভাই। হ্যাঁ, ভাই।